জ্বি।
সময়ের উপর নির্ভর করে, বিশেষ করে দেখেন যে
সময়ের উপরে নির্ভর করে আসলে আমরা আমাদের যে ব্যাপারগুলো আছে সেগুলো আ আরও সহজে করার জন্য ইন্টারনেটের ক্লাসের অ্যা যে সুবিধা ভাই, সেটা আরকি না বলার মতোই আরকি। কারণ আ এটা এতটাই সুবিধাজনক যে আমরা আ প্রত পদে, পদে ব্যবহার করি। উহু।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> তা তা তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে দিনের পর দিন আমাদের ছাত্র সমাজটা অনলাইন ক্লাসের উপর বেশি ঝুঁকে যাচ্ছে। এবং এটা একমাত্র কারণে তারা আ বিভিন্ন ডি ডিভাইস এর উপর আসক্তি যাচ্ছে। তা তারা চাচ্ছে যে বাসা থেকে কম বের হই। এই সময়টা বাঁচিয়ে গেমিং খেলি। সোশ্যাল মিডিয়া চালায়। হ্যাঁ এসবে ব ব্যস্ত থাকতে যাচ্ছে। তো আপনার সাথে কথা বলা অনেক ভালো লাগলো।
আন জ্বী। হ্যাঁ ভাই, একদম। অলসতা। <chuckles> জ্বী। একদম ভাই। হ্যাঁ ভাই। জ্বি। একদম ভাই। <chuckles> হ্যাঁ ভাই, আপনার সাথে কথা বলে আমারও অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই।
হু, হু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।